যে রোবট টা সে ওর ডেটাবেস এর সাথে কানেক্ট হয়ে ইনস্ট্যান্টলি আপনার কার্ডটা রিপ্রিন্ট করে ওর বুকের ভেতরে প্রিন্টার থাকবে, আপনি ও পিক করে নিলেন ইনস্ট্যান্টলি। জিনিসটা কেমন লাগলো? হ্যাঁ? তাই তো আমরা দেখতে পাচ্ছি যে রোবট যখন আসবে বা এই সিস্টেমগুলো যখন ইমপ্লিমেন্ট হবে, জিনিসটা আসলে মানুষের উপকারের জন্যই কিন্তু আসলে সৃষ্টি হবে। এজন্য মানুষকেও চিন্তা করতে হবে ও আমাদেরকে উপকার করছে, সো আমাদের জব নিয়ে নেক। আমি এখন অন্য কাজে সুইচ করে ফেলবো। আমার ব্রেইন ডেভেলপ করতে হবে। না?
জি। জি। মানে এক ধাপেই শেষ। এক এক ধাপেই শেষ। জি, জি। জি, জি। জি, জি। অবশ্যই, অবশ্যই। জি। জি, জি। জি, জি। নিজেকে অন্যদিক দিয়ে দক্ষ করব। জি, জি অবশ্যই। না, না আমি আমি আমি বলব ভাই, যেরকম সুবিধার কথা আপনি বললেন সেরকম সুবিধা তো আছে বটেই। কিন্তু একটা অসুবিধাও র একটা অসুবিধাও রয়ে যায় যেই জিনিসটা আমি বলব সহানুভূতিতা, মানে সহানুভূতি দেখানো। সেই জিনিসটা আপনি আপনি যে হাসপাতালের কথা বললেন, হাসপাতালের ভাবমূর্তিতেই আমি যদি বলি যে এরকমও কিন্তু হয় যে ইমার্জেন্সিতে কিছু রোগী যে মনে করেন খুবই নিম্ন শ্রেণীর এক আয়ের একটা মানুষ, সে তার পরিবার মানে তার, সে তার কোন একটা বিপদ নিয়ে হাসপাতালে গেল। তা সেই মুহূর্তটায় ওই administrative officer যদি মানুষ হয়, রোবট না হয়ে সে কিন্তু ওই ওই সি মানে ওই মুহূর্তটায় সহানুভূতি চাইলেই দেখাতে পারে বা একটু একটু হলেও তার মন গলে যেতে পারে বা সে সে সামান্য সাহায্য সাহায্যের হাতও এগিয়ে দিতে পারে। কিন্তু ওই অপরদিক অপরদিকে রা রোবট জিনিসটা কিন্তু ওইভাবে তৈরি না বা কৃত্রিম বুদ্ধিমত্তা কিন্তু ওইভাবে জিনিসটা তৈরি না। তারা কিন্তু মানুষের কাজগুলো করতে পারলেও মানুষের যেসব অনুভব অনুভব অনুভূতিগুলো আছে সেইগুলো অনুভব করতে পারে না। তাই কিন্তু সে রোবট। আর আমি বলব ভাই সেই জিনিসটাই কিন্তু অসুবিধা হয়ে যেয়ে দাঁড়াতে পারে যে তাদের মানে মনুষ্যত্ব উঠে যাবে মানুষের কর্মক্ষেত্র থেকে আমি বলব।
একদম, একদম। হ্যাঁ। জ্বি। ডেফিনিটলি। হু, হু। হ্যাঁ। রাইট। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। একদম, একদম। হ্যাঁ। রাইট, রাইট। একদম, একদম। হ্যাঁ। আ হ্যাঁ। হু, হু। একদম, একদম। একদম। আমি অবশ্যই, অবশ্যই। আমি সম্পূর্ণভাবে আপনার সাথে একমত। আপনি যেটা বোঝাতে চাচ্ছেন আসলে যে ফ্রিজ যে ব্যাপারটা না হ্যাঁ, আচ্ছা মনে হয়, হ্যাঁ, এরকম যদি ঘটে তাহলে অবশ্যই রোবট দিয়ে করলে আ হবে।
জি, জি। জি, জি। জি, জি। জি। জি, জি।